আচ্ছা একসাথে যখন অনেক তথ্য আসে, তখন আপনি কিভাবে ফোকাসটা ধরে রাখেন?
হুম। অ প্রথমত আমি যেটা করি যেকোনো কাজের ক্ষেত্রে সেটা করে কি যে অ্যাঁ লিস্ট করে ফেলে একটা প্রায়োরিটি কাজগুলো। তো তথ্য আসলে সেটা কোন জায়গায় যাবে, সেটা যদি আপনার কাজে তথ্য হয় বা কোন একটা ইনফরমেশন আসে যা আমাকে এই জিনিসটা করতে হবে। তো সেগুলোর জন্য আমি টাস্ক এ্যাপ একটা ব্যবহার করি। যে আমি অ্যাঁ প্রায়োরিটি অনুযায়ী টাস্কগুলো সাজাই। যে কোনটা অ্যাঁ আগে করব, কোনটা পরে করব। তো সেটা করি। সেটার সাথে সাথে আসলে অনেক সময় নোট করে রাখি যদি গুরুত্বপূর্ণ কোন ইনফরমেশন হয় সেটা হতে পারে যে অ্যাঁ আসলে কোন জায়গায় কল করতে হবে আমার, কোন জায়গায় বিল দিতে হবে এই জিনিসগুলো। তো এভাবে কিন্তু আলাদা আলাদাভাবে এগুলো মনে রাখার চেষ্টা করি।
হুম, হু। আচ্ছা। হুম। আচ্ছা। হুম, হু। আচ্ছা। বাহ! আপনি সুন্দর করেই তাহলে ওই যে বললেন যে অ্যাপের মাধ্যমে অ্যাঁ তথ্যগুলাকে ঠিকঠাক মতো সাজিয়ে রাখার চেষ্টা করেন। তো যখন অনেক বেশি তথ্য এসে যায়, তখন প্রায়োরিটি বেজ টা আসলে কিভাবে ঠিক করেন যে কোনটা আগে করা হবে বা কোনটা পরে করা হবে? এ ধরনের কোন প্রায়োরিটি লিস্ট কি তৈরি করেন?
হু, হুম। হ্যাঁ, আসলে কাজের টাইমলাইন আ মানে কত তাড়াতাড়ি আমার কাজটা জমা দিতে হবে? বা কাজটা করতে হবে আর কত গুরুত্বপূর্ণ সেটা আমার জন্য? সেই জিনিসটার উপর বেস করে আসলে আমি জিনিসটা করি। যেমন মনে করেন আমার যদি এক্সাম থাকে ২ দিনে, তো আর সেটার সাথে আরেকটা হয়তো আছে যা আমি বিল পরিশোধ করতে হবে ৩-৪ দিনের মধ্যে। তো অবশ্যই আমি আমার এক্সামটাকে 1st-এ রাখবো, বিলটাকে 2nd-এ রাখবো। তো প্রত্যেকটা জিনিস কিন্তু এভাবে আমি আসলে প্রায়োরিটি অনুযায়ী এগুলোকে সাজাই। যে যেটা গুরুত্বপূর্ণ সেটাকে 1st-এ রাখি, যেটা কম গুরুত্বপূর্ণ সেটাকে পরে রাখি।
ব্যাপারটা গুরুত্বপূর্ণ। হুম, হু। আচ্ছা। আচ্ছা। অবশ্যই। আচ্ছা। হুম, হুম। তো অ্যাঁ যে এ তথ্যগুলোর যখন প্রায়োরিটি করেন, তখন কি কোন ধরনের ফিল্টার ব্যবহার করেন? যে কোনটা গুরুত্বপূর্ণ বা কোনটা নয়, এ ধরনের কিছু কি অ্যাঁ ব্যবহার করেন সেক্ষেত্রে?
হুম।